আচ্ছা, আমার খুব একটা গুরুত্বপূর্ণ ব্যা বিষয় নিয়ে কথা বলার ছিল। সেটা হচ্ছে এখনকার জীবনের যে ব্যস্ততা এটা তো চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে যেটা আশেপাশে খেয়াল করলে দেখা যাচ্ছে। তো এই ব্যস্ত একদমই, তো এই ব্যস্ত জীবনের সম্পর্কে আপ কি আপনি কীভাবে এই ব্যাপারটাকে টিকিয়ে রাখেন বা এটার উপায় বা বলি একটু যদি একটু আমাকে বলতেন।
হ্যাঁ, হ্যাঁ। প্লিজ বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম নিঃসন্দেহে। আচ্ছাহ, আহা সত্যি বলতে এইটা কি বলব অনেকটা কষ্টের ব্যাপার। এভাবেই টিকায় যাদ যদি রাখতে চান, সব থেকে সহজ যে উপায়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কাজ এবং আ সম্পর্ক বা আপনার ব্যক্তিগত সম্পর্ক এই ২ টাকে আলাদা রাখতে হবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবথেকে ভালো উপায়। আপনি যখন এই সবকিছু একসাথে জড়ায়ে ফেলবেন তখন সেটা মানে পরিচালনা করা একটু কষ্টের। কিন্তু আপনি যদি কাজের জায়গাটাকে কাজের জায়গায় রাখেন, নিজের ব্যক্তি জীবনটাকে যদি ব্যক্তি জীবনের মত আলাদা রাখেন, সেইক্ষেত্রে আপনাকে এ্যা পরিচালনা করা বা এই পুরো জিনিসটাকে একসাথে ধরে রাখতে অনেকটা সুবিধা হবে। এটা আরকি আমার এক ব্যক্তিগত মতামত
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। ঠিক। আচ্ছা। চমৎকার, চমত জী। একদম সহমত আপনার সঙ্গে। না, সহমত আপনার সঙ্গে একদমই। তো এইখানে একটা ছোট প্রশ্ন জাগে। সেটা হচ্ছে নিশ্চয়ই এইখানে একটা রুটিন এর ব্যাপার চলে আসে। যে আ সম্পর্ক যেমন আপনি বললেন আলাদা করে রাখা এবং কাজের জীবনটা আলাদা করে রাখা। তো এই রুটিন এর মাধ্যমেই তো মেনেজ করেন। তো এই রুটিন টা যদি একটু আমাকে বলতেন?
অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। একদম।